সম্প্রতি আসলে আমি অ্যা বেশ কিছু বিষয় নিয়ে এই বিগত কয়েকদিন যাবৎ খুবই হতাশার ভিতরে কিন্তু আমার আসলে দিনগুলো পার হচ্ছে। কি করব না করব আসলে এ কোন কিছুই কিন্তু আমি বুঝতে পারছি না যে আসলেও কি করা উচিত? কারণ এতটাই আসলে হতাশার ভিতর দিয়ে আমি যাচ্ছি যে কোন কিছুই ভালো লাগছে না। না দিন, না রাত আসলে কোন কিছুই ভালো অ লাগছে না। আর সবথেকে বড় কথা কি? যে আমি আসলে আমার আ কিছু আসলে অভ্যাস আসে আছে যেগুলো কিন্তু মানে এতটাই খারাপ হয়ে গিয়েছে যে যেগুলো আসলে আমি চেঞ্জ করতে পারছি না।
হুম, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি আসলে খুবই হতাশ। আপনার কথা, আপনার কথার ধরণ সবগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আপনি আসলে খুবই হতাশার মধ্যে দিয়ে আছেন এবং খুবই কঠিন একটা সময় পার করছেন। তো আপনি যদি একটু খুলে বলতেন যে আপনি আসলে কেন হতাশ বা কি হয়েছে আসলে কি হচ্ছে? একটু যদি খুলে আমাকে বলেন বা জানান।
হু, হু। হু, হু। আ আসলে এ কিছুদিন যাবৎ আ আমি আসলে এটা খেয়াল করছি যে, হচ্ছে আমার এতটাই আসলে একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে, যে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারছি না বা, ঘুম থেকে উঠলেও কিন্তু সেটা আসলে লেট হয়ে যাচ্ছে। তো, সেক্ষেত্রে আসলে কি হচ্ছে? যে আমি কিন্তু আমার অফিসে ঠিকমতো আসলে এ মানে যেতে পারছি না। অফিসের রাইট টাইম কিন্তু ৯:০০ ই। কিন্তু আমার পৌঁছাইতে, পৌঁছাইতে দেখা যাচ্ছে, যে ৯:৩০ অথবা, ১০:০০ বেজে যাচ্ছে। তো, এক্ষেত্রে আসলে কী কর কি হচ্ছে, যে আমার অফিসের বসের সাথে কিন্তু আমার বেশ আ বাগবিতণ্ডার যে সৃষ্টি সেটা, কিন্তু হচ্ছে বা, আ তর্ক-বিতর্ক কিন্তু অনেক সময় হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আসলে আমি একটু বেশি হতাশার ভিতর দিয়ে আমার আ দিনগুলো পার করছি। কেন জানিনা, আমি আমার রাতের ঘুমটা ঠিকভাবে মানে ঠিকভাবে আসলে নিতে পারছি না। আমার রাত্রে ঘুমাইতে, ঘুমাইতে দেখা যাচ্ছে, যে ০৩:০০ ০৪:০০ বেজে যাচ্ছে। আর এদিকে আমি তখন আর আ মানে সঠিক সকালবেলা যে আমার যে উ রাইট টাইম, সেটাতে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারছি না। তো সেক্ষেত্রে কি হচ্ছে? আমি আসলে তখন আ গোসল করবো কখন অথবা, খাওয়া-দাওয়া করবো কখন অথবা, অফিসে যাব কখন? কোনো কিছুই আমার আসলে ঠিকভাবে হচ্ছে না। সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। এবং তাড়াহুড়োর উপর দিয়ে আমাকে আসলে যেতে হচ্ছে। এবং সেই সাথে আরো সমস্যা হচ্ছে যে, যেহেতু অফিস টাইম ৯:০০ ই। আমাকে যদি আমি একটু আগে বের হতে পারতাম, আমি এ মানে আ সঠিক টাইমে পৌঁছাইতে পারতাম। কিন্তু আগে যেহেতু বের হতে পারছি না, রাস্তায় কিন্তু অনেক জ্যাম থাকছে। তো সেক্ষেত্রে আমি জ্যামে পড়েও আরো বেশি দেরি হয়ে যাচ্ছে। এবং আ এই বিষয়গুলো নিয়েই কিন্তু অফিসের যে এ বস, তার সাথে কিন্তু আমার একটু মনোমালিন্যর সৃষ্টি প্রতিনিয়ত হচ্ছে। এগুলো নিয়েই খুবই আমি হতাশ। কি করবো আছ আসলেও বুঝতে পারছি না।
হুম। আচ্ছা। হুম। হুম। হুম, আপনার পুরো বিষয়টা আমি শুনলাম। আসলে আ সময় ব্যবস্থাপনা নিয়ে আপনি একটু সমস্যায় পড়েছেন। আসলে উ বর্তমান সময়ে তো আমরা সবাই খুব ব্যস্ত। খুবই টাইট কিন্তু আমাদের শিডিউলটা। হুম? এখানে কু যেকোনো কারণেই হোক, আমরা যদি ঠিকমত আ কোন কিছু টাইমিংটা মেলাতে না পারি
হু, হু। হু, হু।
আমরা যদি কোন কাজে লেট করি তাহলে তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের কাজে পিছিয়ে পড়বো। আমাদের আ যে সহকর্মী তাদের সাথেও আমাদের বাজে একটা সম্পর্ক তৈরি হবে। তো আপনি যে পিছিয়ে পড়ছেন এটার আ কারণগুলো দেখলাম যে, আপনি ঠিকমতো অফিসে যেতে পারছেন না বা, অফিসে আ বের হলেও এমন একটা সময় বের হচ্ছেন, যখন রাস্তাঘাটে প্রচুর জাম থাকে। তো ও আল্টিমেটলি আপনার আসলে অফিসে যেতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। এ কারণে আসলে আপনার এই হতাশা বা, আ এ অবস্থা তৈরি হয়েছে। তবে আ চিন্তা করবেন না। এটা খুবই সাধারণ একটা সমস্যা। আসলে আমাদের বর্ত সময়ে অনেকের এই ধরনের সমস্যাটা হয়। তো এটা করার জন্য আপনি আসলে দৈনন্দিন রুটিনে একটু চেঞ্জ আনতে পারেন। আ খুব ভালো হয় আপনি যদি আপনার দৈনন্দিন রুটিনটা আমাকে জানান। তাহলে আমি আরেকটু জেনে বিষয়টা সম্পর্কে বলতে পারবো।
হু, হু। হু, হু। হু, হু। আ হ্যাঁ আসলে আমার দৈনন্দিন আ রুটিন টা আসলে এভাবে পার হচ্ছে যে আ ঘুম থেকে উঠছি লেটে এবং অ্যা মানে আমার অফিসে যেতে, যেতে দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম থাকছে জ্যামের জন্য লেট হয়ে যাচ্ছে। যেহেতু বের হচ্ছিই লেটে, ঘুম থেকে উঠছি লেটে। পরবর্তীতে কিন্তু আসছি বাসা বাসায় আসছি সন্ধ্যা ৬ টা ৭ টায়। আবার অনেক সময় কিন্তু আবার আমাদের আ ওভারটাইম ও থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকদিন এরকমও আসছি যে ১০ টার দিকেও অনেক সময় আসা হয়। তো এই যে এভাবে আসলে এলোমেলো মানে টাইম টা পার হচ্ছে। তো সেক্ষেত্রে বাসায় আসার পরে আমার কেন জানি না মানে খাওয়া দাওয়া গোসল করার পরে ঘুম আর আসে না। আমার দেখা গেছে যে আমি ফোন দেখি, রিলস দেখি, সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাকটিভ থাকি। এভাবেই অথবা মুভি দেখি। আ অথ এরকম করতে, করতেই কিন্তু আমার দেখা যাচ্ছে ৩ টা ৪ টা পার হয়ে যায়। আর আ মেক্সিমাম টাইম এ কিন্তু আমার ঘুমটা আসছে আ রাত ৪ টার দিকে। তো যখন আসলে ৪ টার দিকে আমার ঘুম আসে, আমি সকালে মানে কিছুতেই ঘুম থেকে উঠতে পারি না। মানে যতই আমাকে বাসার মানুষজন ডাকাডাকি করুক আর যাই করুক না কেন, কেন জানি না ঘুম থেকে উঠতে পারি না। একটা পরবর্তীতে একটা আতঙ্ক নিয়ে আসলে ঘুম ভেঙে যায় এবং তখন দেখা যাচ্ছে আবার সেই দৌড়ঝাঁপ শুরু হলো যে এই তাড়াতাড়ি গোসল করা অথবা খাওয়া দাওয়া করা এবং দৌড়াইতে, দৌড়াইতে দেখা যাচ্ছে যে আ আমার অফিসে যাওয়ার যে বিষয়টা সেটা হয়। তো এই যে এই যে লাইফস্টাইল টা এটা নিয়ে আমি আসলেও খুবই হতাশ হয়ে পড়েছি। আমি মানে এই লাইফস্টাইল আসলেও চাচ্ছি না। আমি এই অভ্যাস গুলো আসলেও কাটাতে চাচ্ছি কিন্তু কিভাবে আসলে কাটাবো নিজেও বুঝতে পারছি না কিন্তু এভাবে প্রতিদিন আসলে যদি চলতে থাকে তাহলে অফিসের বসের সাথেও কিন্তু আমার উম বাকবিতণ্ডা সৃষ্টি হওয়ার সাথে, সাথে কিন্তু এমন অবস্থা হবে যে দেখা যাচ্ছে যে আমাকে অ চাকরি থেকে বের করে দিলো তখন আরো সমস্যার সম্মুখীন আমি পড়ব। এমন অবস্থায় কী করা উচিত আমি নিজেও জানি না।
হুম। হুম। আচ্ছা। হুম। ও! হুম। হুম। হুম। ঠি ঠিক বলেছেন। আচ্ছা। খুবই আ <sighs> খুবই কঠিন একটা সময় আপনি পার করছেন। এখন আ ১ম এ শুনে আ এটা শুনেই বোঝা যাচ্ছিল যে আপনি আ অনেক কিছুর সাথে আসলে লড়াই করছেন আপনার বর্তমান সময়ে। তো আপনার কথা শুনে আ প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আপনার সমস্যাটার আ প্রধান একটা কারণ হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন। আপনি বলছিলেন আপনি আ অনেক ধরনের আ রিলস দেখে সময় কাটান বা ফেসবুক টুকটাক স্ক্রলিং করেন। আ এতে আসলে আপনার আ ঘুমাতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। আপনি বলছেন আপনি ৪:০০ র সময় ঘুমিয়ে যান। তো ৪:০০ র সময় তো একেবারে ভোররাত। আ আপনি যদি ঘুমা ঘুমানোর সময় চা এই সময় যদি ঘুমান তাহলে তো উঠতে আপনার অনেক আ দেরি হবেই। এটাই তো স্বাভাবিক। তাই না? তো আপনার যা করতে হবে উম আপনি আ ঘুমানোর রুটিনটা একটু ঠিক করবেন হ্যাঁ? আপনি আ একটু আগে ঘুমানোর চেষ্টা করবেন। অপ্রয়োজনে মোবাইলটা চালাবেন না। এটা কিন্তু আ খুব দরকারি। এটা আপনার প্রধান কর্তব্য। আপনি একেবারেই আ মোবাইল অকারণে চালাবেন না। এতেই আপনি আ প্রথমত পিছিয়ে যান। এরপর আপনি বললেন আ যে অ অফিসে একটা কঠিন সময় পার করছেন আপনি। তো এটার থেকে যদি পরিত্রাণ পেতে চান তাহলে আমি বলবো আ এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে আপনি আ অফিসের কাজগুলো অফিসে যেমন করবেন তেমনি আম ওভারটাইমের অ ওভারটাইমের কাজগুলো আপনি বাসায় নিয়ে আসবেন। এতে কিন্তু আপনি আ অপ্রয়োজনীয় অফিসে থাকতে হবে না। বেশি সময় ধরে অফিসে থাকতে হবে না। আপনি বাসায় একটু সময় দিতে পারবেন। তো এটা একটা ভালো কাজ হতে পারে বলে আমি মনে করি। আপনার কি মনে হয় এ এটা করলে কি উপকার পেতে পারেন?
হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। আ হ্যাঁ, কেনো জানি না, মানে আপনার কথা শুনে আমার এইরকম মনে হচ্ছে যে, আমি যদি আসলেও মানে এ্যা আমার ফোনে যেটা আসলে মানে, খুবই বাজে অভ্যাস হয়ে হয়ে গিয়েছে ইদানিং আমার যে স্ক্রিন বেশি দেখা, ফোন বেশি দেখা। তো, এটা যদি আসলেও আমি অ্যা কমাইতে পারি, আমার হয়তোবা ঘুমের যে অভ্যাস, সেটাতেও কিন্তু পরিবর্তন এসে যাবে। এবং হয়তোবা আমি দেখা যাচ্ছে যে, ১০ঃ০০-১১ঃ০০ র ভেতরেও কিন্তু ঘুমিয়ে যেতে পারি এবং এদিকে দেখা যাচ্ছে যে, সকাল ০৭ঃ০০ র ভিতরে ঘুমিয়ে পড়লাম, অ্যা মা ঘুম থেকে উঠে পড়লাম। এরকম কিন্তু আসলে অ্যা আপনার কথা শুনে কেনো জানি না আমার মনে হচ্ছে। কারণ, ইদানিং আসলে আমি বেশিই ফোনের প্রতি addicted হয়ে গিয়েছি। আর আপনি যেটা বললেন যে, মানে খুব বেশি প্রয়োজন ছাড়া যেন আমি মানে ফোন ইউস না করি। এটা কিন্তু শুঝু শুধু যে আমার মানে অ্যা ঘুমের অভ্যাস নিয়ন্ত্রণের জন্য, তা কিন্তু না। আসলেও কিন্তু মানে ফোন ইউস করা কেনো আ মানে আমাদের নিজেদের জন্য অ ক্ষতিকর। এটা আপনার কথা শুনে কেনো জানি না আমার আমার মনে হচ্ছে, হ্যাঁ? তো এখানে কি আর কোনো মানে উপায় আছে? যে, যেটা থেকে এ্যা আমি আসলে এই যে একটা বাজে অভ্যাস, এই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারবো?
হ্যাঁ, হ্যাঁ। হুম। ঠিক। হ্যাঁ। আ সমস্যা যেহেতু হয়েছে, তো এখান থেকে তো পরিত্রাণ পেতেই হবে। নিশ্চয়ই এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আ উপায় আছে। আ যেমন আ আপনি বলছিলেন, "মানসিক অনেক আপ সমস্যা তৈরি হয়েছে আপনার আ দেরি করে যাওয়ার কারণে। আপনি অনেক চাপে আছেন।" অ্যা? এটা থেকে বাঁচার জন্য আপনি যা করতে পারেন, আ শারীরিক পরিশ্রমটা বেশি করে করতে পারেন। বর্তমান সময়ে তো শারীরিক পরিশ্রম একেবারেই করা হয় না। আপনি আ ব্যায়াম করতে পারেন। ফ্রি হ্যান্ড বিভিন্ন এক্সারসাইজ আছে। এগুলো করতে পারেন। এছাড়া মনকে শান্ত রাখার জন্য আ আপনি মেডিটেশন বা, যোগব্যায়াম যে আছে, এগুলো কিন্তু করতে পারেন। এটা যদি আপনি করেন, তাহলে আ আপনার মানসিক স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি আপনি কিন্তু শারীরিকভাবেও অনেক সুস্থ থাকবেন। হ্যাঁ? এতে আপনার কাজের কিন্তু আ যে দক্ষতা বা, কর্মদক্ষতা, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ? এতে আপনার আ মানে সামগ্রিকভাবে আপনি অনেক এগিয়ে যাবেন। আপনার যে সমস্যাগুলো বললেন যে, "সময় ব্যবস্থাপনা, অফিসে পিছিয়ে যাওয়া, আ ঘুমাতে দেরি হওয়া," সবগুলো সমস্যা অনেকটাই আ সমাধান হয়ে যাবে বলে আমি মনে করছি। আ কি মনে হয় আপনার, এই সমস্যাগুলো অ সমাধানে আসলে আ যোগব্যায়াম কতটা কাজ করতে পারে বা, শারীরিক পরিশ্রম কতটা উপকারী হতে পারে?
হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। আর হ্যাঁ, আপনি কিন্তু আসলেও একটা দারুণ কথা বলেছেন যে, অ্যা বিশেষ করে মেডিটেশনের কথা যেটা বললেন যে, আমি যদি একটু মানসিকভাবে অস্থির হয়ে যাই, আমি কিন্তু মেডিটেশন করতে পারি। এতে মন কিন্তু হালকা হবে এবং মানে শারীরিক যে ব্যায়ামটার কথা বললেন, এই শারীরিক ব্যায়াম করলেও কিন্তু অনেক সময় ক্লান্ত হয়ে যাই এবং পরবর্তীতে কিন্তু মানে ঘুমটাও তাড়াতাড়ি চলে আসে। এটাও কিন্তু একটা কার্যকরী উপায় এবং আরো একটা কথা কিন্তু আপনি বললেন যে হচ্ছে, মানে ফোন যেন আমি আসলে অকারণে না দেখি। তা তাতেও কিন্তু আমার ঘুম কিন্তু আমার পর্যাপ্ত হবে এবং আমি কিন্তু সকালে টাইম টু টাইম উঠতে পারবো। তা আপনার এই কথাগুলো শুনে আমার কেন জানিনা মনে হচ্ছে যে, এগুলো আ আমার য আমার কেন জানি না আসলেও উপকারে আসবে। আমি যদি এগুলো অ্যা মেইনটেইন করে চলতে পারি, তাহলে হয়তোবা আমার উম যে অভ্যাসটা সেটা আসলেও চেঞ্জ হয়ে যাবে। আমি অফিসেও কিন্তু ভালোভাবে পৌঁছাইতে পারবো এবং অফিসের আ যে বস, তার সাথে হয়তোবা আমার সম্পর্কের অবনতি এখন যেটা হয়েছে, সেটা পরবর্তীতে হবে না। তো যাই হোক আপনার উপ আপনার উপদেশগুলো পেয়ে কিন্তু আমার আ খুবই ভালো লাগছে। সেই সাথে এগুলো মেনে চলার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, হ্যাঁ। অ অবশ্যই। হুম, ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আ কল আ আপ আপনার জন্য শুভকামনা রইলো। আশা করি আপনি আপনার সকল সমস্যা কাটিয়ে উঠবেন।
জ্বি, অবশ্যই।
ধন্যবাদ।